আসলে আমি যে কী বলবো? আমি বুঝতে পারছি না।
আচ্ছা।
আমি খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। আমার এমন অ্যা আমি যে কী করব? কোন পথে যাব? এবং কী করলে আসলে আমি এমন অভ্যাসটা গড়তে পারবো? কোন পথ খুঁজে পাচ্ছি না।
হু, হু।
এবং আসলে বুঝতে পারছি না আসলে আমি কীভাবে আমার এই অভ্যাসটা গড়ে তুলতে পারব? যেটা আসলে আমাকে আ কো মানে কোনো ভাবেই করতে পারছি না এই অভ্যাসটা। একটু যদি বলেন আসলে আমি এই আমার সমস্যাটা কীভাবে সমাধান করতে পারি?
ওহ হো! হুম, হুম। আচ্ছা আসলে আপনার কথা থেকে কিন্তু আমি বেশ বুঝতে পারছি যে আপনি অনেক বেশি হতাশার ভিতরে আছেন বা অনেক বেশি মন খারাপ আপনার। তো আ যেটাই হোক আসলে আপনি কী আমাকে বলতে পারেন? যে, এই যে আপনার এত মন খারাপ লাগছে, এত হতাশা লাগছে আপনি একটা অভ্যাস গড়ে তুলতে চাচ্ছেন কিন্তু পারছেন যেই অভ্যাসটা আসলে মূলত কী? বা কোন বিষয়টা নিয়ে আপনার আসলে মন খারাপ?
হু, হু। জ্বি, অবশ্যই আসলে বিষয়টা হয়েছে। এই বিষয়টা আসলে আমাকে আজ গত কয়েকদিন বা আ কয়েক মাস যাবৎ আমাকে অনেক আ প্রেশ দিচ্ছে। সেই বিষয়টা হলো, আসলে আমি যে টাকা আ ইনকাম করি তে এখান থেকে আমি চাচ্ছিলাম যে অর্থটা সঞ্চয় করে রা করে রাখতে। যাতে আমি ভবিষ্যতে আমার যে আ প্রতিবন্ধকতা আসবে এটা যেন আমি মোকাবেলা করতে পারি। কিন্তু হয় কি আমি যতই চেষ্টা করি আসলে আমি ঠিকভাবে আমার এই আ অর্থ সঞ্চয় করার যে অভ্যাসটা, আমি আ গড়ে তুলতে পারছি না। দেখা যায় আমি এই আ মাসে যে বেতনটা পেয়েছি তো এখান থেকে আমার যে আ যে টাকাটা বেঁচে যায় আর স মানে বাজারঘাট বা আদার্স যে খরচ আছে, তো এই টাকা আমি চাচ্ছিলাম যে একটা স্থায়ীভাবে আ সঞ্চয় করে রাখতে। যাতে করে এটা আমাকে ভবিষ্যতে আ উপকৃত করবে। কিন্তু হয় কি যখন আমার কাছে টাকাটা থাকে তখন মনে হয় যে এটা আমি অন্য খাতে ব্য আ ব্যয় করি। যেমন আ এটা হতে পারে আমার নতুন জামাকাপড় কিনা বা আমার নতুন ঘড়ি অথবা আমার কোন কোথাও ঘুরতে যাওয়া। তো যখন টাকাটা হাতে থাকে, তখন আমার আরকি আ যে টাকাটা সঞ্চয় করার যে প্রবণতা এটা আর থাকে না। তখন মনে হয় কি যে না টাকাটা আমি এইসব খাতে খরচ করে ফেলি। কিন্তু যখন খরচ হয়ে যায় আসলে আমি খুবই হতাশা হয়ে পড়ি, যে আসলে কেন আমি এমনটা করলাম? তো আসলে আমি কিভাবে আমি উম আ এই যে টাকাটা সঞ্চয় এটা আমি আসলে অভ্যাসটা গড়তে পারি? একটু যদি বলতেন আমাকে?
হ্যাঁ। জি। হু, হু। জি। ওহো! হ্যাঁ। জি। হুম, হুম। জি। হুম। জি। নিশ্চয়ই। আসলে এইযে আপনি সঞ্চয় করতে চাচ্ছেন কিন্তু অভ্যাসটা গড়ে তুলতে পারছেন না। এক্ষেত্রে আপনি হতাশাও বোধ করছেন। তো এটা না আসলে হতাশ হওয়ার মতোই একটা বিষ তা আপনি যদি আমাকে আরেকটু বলতেন যে আসলে আপনার মাসিক আয়টা কত? আর আপনার যে প্রধান যে খরচগুলো আছে সেগুলো কেম মানে সে ব্যাপারগুলো যদি আরেকটু খোলামেলা বলেন তাহলে কিন্তু আমি আসলে বলতে পারবো আসলে কিভাবে আপনি অভ্যাসটা গড়ে তুলতে পারবেন বা কিভাবে সঞ্চয়টা আপনার জন্য ভালো হবে।
হুম, হুম। জি অবশ্যই। আসলে আমার যে মাসিক যে আয় সেটা হলো ৳৩০,০০০ এবং এর পাশাপাশি আমি আমাদের একটা ম বাসা আছে সেখান থেকে আ বাড়ি ভাড়া পেয়ে থাকি। তো বলা যায় যে সব মিলায় আমি ৳৫০,০০০ র মতো প্রতি মাসে আয় করি। তো আমার এখান থেকে খরচের জায়গাটা হলো আ আমার যে বাসার নিত্য প্রয়োজনীয় বা মাসিক যে বাজারটা, হ্যাঁ? এই বাজাটা বাজার খরচ, তারপর আমার বাবা-মার যে ওষুধ বা ডাক্তার ফিস, আ বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল এবং আমার ছোট ২ ভাই আছে। তাদের স্কুল এবং পড়াশোনার খরচ। তো এটা দেওয়ার পর দেখা যায় যে আমার আ কাছে প্রতি মাসে প্রায় আ ৳৫-১০,০০০ র মতো উদ্বিক্ত থেকে যায়। তো আসলে উম আমি চিন্তা করছিলাম যে একটা ভালো পরিমাণ টাকাই আমার কাছে প্রতি মাসে থাকে। এটা যদি আমি আ জমায় রাখতে পারি তাহলে হয়তোবা ভবিষ্যতে এটা আমাকে খুবই একটা ভালো সময় কাজে লাগতে পারে। তো এই চিন্তাধারা থেকে আমি চাচ্ছিলাম যে এক আমার অর্থটা সঞ্চয় করতে। কিন্তু আমি কোনোভাবেই আমার এই অভ্যাসটাক আরকি উম গড়তে পারছি না বা গড়লেও দেখা যায় এটা ভেঙে যাচ্ছে। তা আসলে আমি এটা উম কিভাবে সমাধান করতে পারি?
আচ্ছা। হুম, হুম। জি। বুঝতে পারছে। ওহ! উম হ্যাঁ। জি নিশ্চয়। বুঝতেপে হুম। আচ্ছা, এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন। সেটা হচ্ছে যেহেতু বললেন যে, আসলে মাস শেষে খুব ভালো পরিমাণ টাকা একটা আপনার হাতে থাকে। তো আপনি চাইলে আ কিছু টাকা কিন্তু ১ম এ ছোট, ছোট করে শুরু করে দেখতে পারেন। ধরেন আপনার মাসের শেষে যদি আপনার কাছে ৳১০,০০০ এক্সট্রা থাকে, তো সেখান থেকে আপনি ১ম এ ৳৫,০০০ সঞ্চয় করলেন। আর পাঁচ হাজার টাকা আপনি বলছিলেন যে আপনি আপনার বিভিন্ন ধরনের আ পছন্দের জিনিস কেনাকাটা করেন। তো সেক্ষেত্রে খরচ করলেন। তো তখন কিন্তু আপনার ভেতরে অপরাধবোধটা কমে যাবে। যে, না, আপনি তো একদিক থেকে সঞ্চয়ও করছেন, আবার অন্য দিক থেকে আপনার পছন্দের যে তালিকার যে কেনাকাটা, সেটাও কিন্তু করছেন। তো ১ম এ কিন্তু এরকম ছোট্ট একটা শুরুতে আ চেষ্টা করে দেখতে পারেন। তো এটা আসলে কেমন মনে হচ্ছে? আর তাছাড়াও আরেকটা কথা যদি জিজ্ঞাসা করি যে, আপনার এইযে এত যে সঞ্চয় করতে চাচ্ছেন, এর পিছনে কি কোন বড় উদ্দেশ্য আছে? যেমন অনেকে তো থাকে যে আ দেখা যায় হচ্ছে আ নিজের জন্য একটা গাড়ি কিনতে চায় বা, বাড়ি কিনতে চায়। তো আপনার ক্ষেত্রে কি আসলে এই ধরনের কোন লক্ষ্য আছে কিনা?
হু, হুম। হু, হুম। হু, হু। হু, হু। জি, অবশ্যই। আপনি যেটা বললেন আমার কোন নির্দিষ্ট অ লক্ষ্য আছে কিনা যে, আমি যে সঞ্চয় অভ্যাসটা গড় গড়ে তুলতে চাচ্ছি? হ্যাঁ, আমার লক্ষ্য আছে। দেখা যায় ভবিষ্যৎ তো আসলে অনিশ্চয়তা। তো কার কি কখন ক কীভাবে ঘটবে? আসলে আমরা জানি না। তবে আমি আমার যে প্রধান লক্ষ্যটা, সে লক্ষ্যটা হলো আসলে আমার যে পরিবার বা বাবা-মা অথবা, আমার যে ছোট ২ ভাই, আমি চাচ্ছি যেন ওদের ভবিষ্যতটা যেন উজ্জ্বল হোক। বা দেখা যায় যে, হঠাৎ করে যদি কোন বি বড় ধরনের বিপদ এসে পড়ে, তো আমি কিভাবে এইটাকে মোকাবেলা করতে পারি? তো এই কারণেই আমি আসলে ভবিষ্যতের এই সঞ্চয়টা অভ্যাসটা গড়তে চাচ্ছিলাম। যাতে করে আমি একটা ভালো পরিমাণ টাকা জমিয়ে আমি এ টা তা ভবিষ্যতে কোন আ প্রতিবন্ধকতা আ দূর করতে পারি। এছাড়াও আ আমার একটা নির্দিষ্ট আমার নিজস্ব একটা ইচ্ছা আছে। সেটা হলো আমার একটা আ ভালো মানের একটা গাড়ি কেনার। এটাও আমার ১ টা ইচ্ছা <snorts> ইচ্ছা আছে। আর আপনি আমাকে যে উপদেশটা দিয়েছিলেন যে, আ আমি যেন টাকাটা যে পরিমাণ আ প্রতিমাসে পাচ্ছি, এটা যেন আমি একটা স আ আব অ অন্যান্য খাতে আ ব্যয় না করে, আমি যেন আ যে অনলাইনে যে কেনাকাটা করি, এটা কেনাকাটা না করে যেন একটা অ আ সঞ্চয় করার চেষ্টা করি। আ এটা হ্যাঁ, এটা আসলে করা যায়। কিন্তু বিষয়টা হয়েছে কি আ যে যেহেতু এখন আ অনলাইনের যুগ। তো আমি প্রায়ই আ মোবাইলে হা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আ স্ক্রল করতে থাকি। তো এইখানে দেখা যায় যে বিভিন্ন লোভনীয় আ বিজ্ঞাপন চলে আসে। তো আমি নিজেকে যতই সংযত রাখার চেষ্টা করি, তো অনেক সময় ওই বিজ্ঞাপন দেখে, আমি কেমন যেন আমার এই লোভটাকে সামলাতে পারি না। এবং তখন যেয়ে দেখা যায়, <sucks teeth> উম আমি ঐখান থেকে বিভিন্ন ধরনের আ জিনিসপত্র আরকি আম অর্ডার দিয়ে থাকি। এবং তখনই আমার টাকাটা খরচ হয়ে যায়। তোহ একটু যদি বলতেন আসলে আমি ই এ কিভাবে এইটা থেকে আসলে মুক্ত পেতে পারি?
হুম। জি। আচ্ছা। বেশ ভালো। হুম। জি। পাচ্ছিনা। হু, হুম। জি। হু, হু। আচ্ছা। ওহহো! বুঝতে পেরেছি। হু, হু। আচ্ছা, আসলে এখন তো অনলাইনে কেনাকাটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে কন্ট্রোল করাটা কিন্তু একটু কঠিন, সবার জন্যই। শুধু আপনার ক্ষেত্রে যে তেমন না। তো আপনি কিন্তু চাইলে
হু, হু। হু, হু।
উম যে অফার গুলো আপনি দেখছেন, হ্যাঁ?
উ-হুম।
সেখান থেকে কিন্তু কিছুটা নিজেকে বিরত রাখতে পারেন। তারপর হচ্ছে একটু সময় নিতে পারেন। তো এভাবে কি ভেবে দেখেছেন?
আ জি না আসলে আমি এমনটা ভেবে দেখি নাই। তবে আপনি যেহেতু বলেছেন, আসলে এমনটা আমার ভাবা উচিত এবং এটা থেকে আ একটু দূরে থাকা উচিত। আম হ্যাঁ আমি আসলে চেষ্টা করবো এই ধরনের যে বিষয় থেকে। আ তবুও আমার একটু নিজের মধ্যে ভয় কাজ করছে যে, আসলে আর কি কোনো অ অভ্যাস আমি গড়তে পারি? বা এমন কোন কাজ আমি করতে পারি? যেটার মাধ্যমে আমি আসলে আমার যে এ আ অর্থ সঞ্চয় যে অভ্যাসটা স্থায়ীভাবে আমি চালু করতে পারি। এমনকি কোনো আম কাজ আছে যেটার মাধ্যমে আমি কা টাকাগুলোকে আমি সুন্দরভাবে আ একটা নিয়ন্ত্রণ পর্যায়ে আমি গুছায় রাখতে পারি? অ্যা যদি থাকি এমন কোন পরামর্শ একটু আমাকে বলবেন।
আচ্ছা। হ্যাঁ। কি। হুম, হুম। হ্যাঁ। নিশ্চয়। আচ্ছা, এক্ষেত্রে আপনি যেহেতু দেখা যাচ্ছে, যে অতিরিক্ত খরচ করে ফেলছেন। সঞ্চয়টা করতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু একটা সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে পারেন বা এখন কিন্তু দেখা যাচ্ছে, যে বিকাশের মাধ্যমেও অ সেভিংস করা যায়। তো আপনার যদি আ প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি বিকাশে সেভিং করেন। হ্যাঁ? তো সেটা কিন্তু আপনি চাইলেও উঠাতে পারবেন না। দেখা যাচ্ছে যে, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকে, হয় ৬ মাস বা ১ বছর। মানে প্রত্যেক মাসে আপনাকে ওই পরিমাণ টাকা ওখানে deposit করতে হবে। ঠিক আছে? তো আপনি যদি এই পদ্ধতিটা অবলম্বন করেন। তখন দেখবেন, যে আপনার সঞ্চয় করার যে প্রবণতা, সেটা কিন্তু বেড়ে যাবে। আর এই যে অতিরিক্ত যে খরচগুলো, আপনি করছেন। সেখান থেকেও কিন্তু বের হয়ে আসতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে, এটা একটা ভালো পা উপায় হতে পারে আপনার জন্য। তার পাশাপাশি আপনি কিন্তু খরচের একটা তালিকা তৈরি করতে পারেন। যেমন ধরেন কোথায় আপনার কত টাকা খরচ হচ্ছে, আপনার কি প্রয়োজন আছে, নাকি কোন জিনিসটা প্রয়োজন নাই, মানে আ জরুরি-অজরুরি যে জিনিসপত্রগুলো রয়েছে। সেটা যদি একটা তালিকা করেন এবং খরচগুলো সেভাবেই নিয়ন্ত্রণ করেন। তখনও কিন্তু দেখবেন আপনি কিন্তু সঞ্চয় করতে পারবেন। তো এই ২ টা পদ্ধতি কিন্তু আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন। আমার মনে হচ্ছে এগুলো ভালো কাজে দিবে।
হুম, হুম। হুম। হুম, হুম। হুম, হুম। জি, হ্যাঁ, আপনি যে পরামর্শটা দিয়েছেন, আমি আসলে এটা নিয়ে আগে কখনো আ কোনভাবেই চিন্তা করি নাই। কিন্তু এখন যেহেতু বললেন, আসলে আমার মধ্যেও আসলে এই উপলব্ধি বোধটা এসেছে। হ্যাঁ, এটা করলে হয়তোবা আমি আ আমাকে কাজে দিতে পারে। যেটা বললেন, যে deposit করার, এটা সম্পর্কে আমি শুনেছিলাম যে, deposit করলে আ সঞ্চয় প্রবণতা বৃদ্ধি পায়। তো আপনি যেহেতু বলেছেন, আশা করি আমি এটা অবশ্যই ফলো করব এবং আ অনুসরণ করলে আমি আমার যে, স্থায়ী সঞ্চয় অভ্যাসটা গড়ে তুলতে পারব। এর পাশাপাশি আমি যে, এহ রুটিনের অভ্যাস ক করতে হবে, এটা বললেন। হ্যাঁ, এটাও আমি আপনি বলার পরে চিন্তা করলাম, এটা আসলে আমার করাই উচিত। তাহলে অবশ্যই আমি আমার যে আর্থিক যে স ইটা আছে, অভ্যাসটা গড়তে পারবো। তো আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আমাকে এত সুন্দর একটা এডভাইস দেয়ার জন্য। আপনার জন্য অসংখ্য শুভকামনা রইলো।
হুম। জি। হ্যাঁ। জি। জি। কোন সমস্যা নেই। আপনার জন্য অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন। ধন্যবাদ।